না, এরকম তো আছে, অনেক কিছুই আছে। তবে আমি আমার ওই ফোনের বিষয় বলতে পারি বা সানগ্লাসের বিষয় বলতে পারি বা আমার কিছু পুরনো মানুষের স্মৃতি আসলে যেটা আসলে রাখা আসলে কোনো ভাবেই কাম্য না। তো আমি ওগুলো রেখে দিয়েছি। যদিও জিনিসগুলা আসলে কষ্ট দেয়, কষ্টদায়ক এটা তো আসলে অস্বীকার করবার কোনো reason নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কোনো মানুষের সাথে মানে, মানে সম্পর্কটা নষ্ট হয়ে গেলে বেশিরভাগ মানুষই কিন্তু এগুলো ফেলে দেয় বা নষ্ট করে ফেলে। তো আমি আসলে এগুলো ফেলিনি। ওগুলা আসলে খুব পুরনো স্মৃতি মানে খুব বাজে স্মৃতিও বটে। তারপরে আমি অবশ্য কখনো কোনো সম্পর্কে জড়াইনি। তো ওটা আসলে মানে, ওটা নিয়ে আসলে কথা বলতে গেলেও খারাপ লাগে। তো ব্যাপারটা এমন ফানি। তবে আমি যদি specific ভাবে বলি আমি আমার ফোনের বিষয়গুলো বলতে পারি। তো আমার আসলে ১ম, smartphone টা আসলে চুরি হয়ে গেছিল। তখন আমি maybe SSC পড়ি। তো ওইটা নিয়ে খুব কষ্ট পেয়েছিলাম। নেওয়ার পরে ওইটা phone টা খুব collect করার ইচ্ছা ছিল। তো দেখা যাচ্ছে তার পরবর্তী বেশিরভাগ phone মানে পুরনো phone গুলো যেগুলো আসলে ১০-১১ সালের পর থেকে আমি use করেছি। তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ phone গুলা আমি রেখে দিয়েছি। ভাঙা হোক, চোঁড়া হোক, দেখা যাচ্ছে ওগুলো ঠিক করলেও হয়তোবা মানে ঠিক করলে আসলে যে পরিমাণে খরচ পড়বে সেই পরিমাণে phone এর হয়তোবা দামও না। তো আমি আসলে দেখা যাচ্ছে কয়েকটা phone ই recently একটা আমি বলি, আমার একটা iphone 4s ছিল। ওটা maybe আমার SSC ওই যে আমি ১ম, এ একটা iPhone 3gs ছিল। ওটা হলো আমার পরীক্ষার দিন চুরি হয়ে যায়। মানে আমি বাসায় এসে আসলে বাসা থেকেই চুরি হয়ে যায়। তো ওই চুরির কাহিনী আমার সাথে recently ৫ দিন আ মানে ৮-১০ দিন আগেও হয়েছে। আমার বাসা থেকে আবার আমার phone চোরে নিয়ে গিয়েছে। মানে ঠিক ২ দিন আগে। তো সেই কারণে আসলে আমার মায়ের phone নিয়ে যাওয়া আমি আসলে ছবি-টবি সেভাবে তুলতে পারি নাই। ওই friend circle যেভাবে তুলছে আর কি। তো আমি phone এর বিষয়টা যেটা বলছিলাম ওটা কিন্তু আসলে অনেকে অনেকদিন আগে display টা নষ্ট হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে আমি আসলে ওগুলো device display তো পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি পুরনো ২ টা phone কিনে রেখে দিয়েছি। ওটার display কোনো একসময়, সময় হলে আমি হয়তোবা ওই phone এর display টা change করে আমি আমার phone লাগিয়ে আবার on করে দেখব। আমি প্রায় দেখা যাচ্ছে যে আমার drawer থেকে phone গুলো বের করে এই একটু charge দিই, দিয়ে একটু ঘেঁটে-ঘুঁটে রেখে দিই। তার মানে গেলেও ভালোই লাগে। এখন অনেকে আছে আবার পুরনো স্মৃতি পছন্দ করে না, ফেলে দেয় বা রাখে না। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। অ্যা হ্যাঁ। হ্যাঁ। হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। আই আচ্ছা। হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ, অনেকেই কিন্তু ফেলে দেয় ভাইয়া, হ্যাঁ।